হ্যাঁ, সেটাই। আসলে খারাপ স্মৃতিগুলো তো আসলে <scoffs> সহজে ভোলা যায় না এটাই স্বাভাবিক। এবং আপনি যেমনটা বলেছেন হয়তোবা যদি অপর পক্ষ থেকে ক্ষমার যে আপনার, দেখা যাচ্ছে ইচ্ছেটা বা ক্ষমা চাওয়ার যে আসলে আগ্রহ এটা হয়তোবা যদি খুব বেশি হয়। তখন হয়তোবা মনটা হালকা হলে একটু শান্ত হয়। তো আপনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে? যেখানে আপনি হয়তোবা বন্ধুত্বের খাতিরে বা অন্য কারো কথা চিন্তা করে, সমস্যার ক্ষেত্রে ক্ষমা করেছেন? কিন্তু যেই কারণ আসলে নিজেদের মধ্যে সমস্যাটা হয়েছিল বা যে ভুলটা হয়েছিল সেটা কখনোই ভুলতে পারেননি বা কিছু এরকম?
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ এরকম হয়েছিল যে আসলে বন্ধু-বান্ধবদের মধ্যে একজনের সাথে আমার এই জিনিসটা। মানে তাকে আমি আসলে খুব বিশ্বাস করতাম এবং বা একটা ঘটনার কারনে হচ্ছে আমরা আমি জানতে পারলাম যে সে আসলে আমার সাথে অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা করল। কিন্তু হয় না যে তখন আশেপাশের ব আশেপাশের বন্ধু-বান্ধবরা আসলে বুঝানো শুরু করল যে, "ও ক্ষমা চাচ্ছে তুই ক্ষমা করে দে। বন্ধু-বান্ধব হয়।" তো হয় না যে আশেপাশের মানুষ যখন আমাকে চাপ দেওয়া শুরু করল। এবং ওই চাপে পড়ে আমি তাকে ক্ষমা করলাম।
ওহহো! এটা তো খুবই দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ। মানে আসলে সবাই হয়তোবা চাচ্ছিল যে বন্ধুত্বের সম্পর্কটা যেহেতু, সেক্ষেত্রে ঠিক করে ফেলা উচিত। আচ্ছা, এরপরে আপনি কি করলেন?
হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটাই। দলটা না ভাঙুক। হ্যাঁ। তো এই ক্ষেত্রে ওকে হ্যাঁ আমি ক্ষমা করলাম। কিন্তু আমি তখন দেখলাম যে আমরা যখন আগে আ হয় না সবসময় তো একসাথে বসতাম ইউনিভার্সিটি গেলে। তো আগের মত আসলে আমি সেভাবে খোলামেলার কথা বলতে পারছি না। বা সে ভালো লাগাটা কাজ করছে না। আগে কিন্তু সে থাকলে যে ভালো লাগাটা কাজ হতো বা তাকে যে খুঁজতাম আমি গিয়ে যে আরে ও কোথায়? ওই ব্যাপারটা কেমন যেন মন থেকে আর আসছিল না। বা আমি তাকে কোনো কথা বলতে চাচ্ছিলাম না। এবং সবথেকে আবাক
জ্বি। না, আগের মতো আসলে মনোসংযোগটা আর পাচ্ছিলেন না আরকি।
পাচ্ছি না, পাচ্ছি না, এবং অবাক করার বিষয় হচ্ছে যে শেষ ওই জায়গায় উপস্থিত থাকলে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা শুনে অন্য কাউকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না।

হ্যাঁ, এরকম আসলে হয়েছে যে কিছু, কিছু ঘটনা থাকে যেটা আ মানে এত বেশি খারাপ লাগে আপনাকে বা আপনি জানেন যে এই ব্যাপারটা আসলে আপনার খুব ক্ষতি করে ফেলেছেন। তখন কিন্তু ক্ষমা করা যায় না। তো আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে এমন কিছু ঘটনা এবং এমন কিছু মানুষের কাছ থেকে আসলে এই জিনিসগুলো হয়েছিল যে আমি চাইলেও আসলে তাদেরকে ক্ষমা করতে পারিনি। এবং আমার মন থেকে আসলে ক্ষমা করার ব্যাপারটা আসেনি। কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আসে যে আচ্ছা ক্ষমা করে দিই বা আরেকটা সুযোগ দিয়ে দেখি। তো তারা এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে যে আমি তাদেরকে যে আবার সুযোগ দিব। এই ব্যাপারটা কিন্তু আমার আর সাহসে কুলায়নি। এবং আমি সবসময় একটা জিনিস আ মেনে চলি যে ১ম, বার কেউ আমাক আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। হ্যাঁ, আমার একটা ক্ষতি হল। এটা হয়তো বা হ্যাঁ, সে ভুল করেছে বা এটাতে আমার কোন দোষ নেই। কিন্তু ২য় বার যখন একই ব্যক্তি এই কাজটা করবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করব। এখানে কিন্তু আমার দোষটা বেশি। এটা তো আমার দোষটা বেশি যে আমি তাকে আবার সুযোগ দিলাম। হ্যাঁ, এটা তো আমি সুযোগ দিলাম।
ঠিক বলেছেন। আচ্ছা। জি, বোঝান। তখন তো বিশ্বাসটা নিশ্চয়ই উঠে যায়। আচ্ছা মানে তখন আপনি নিজেকে দোষারোপ করছেন। আচ্ছা মানে এইটা কেন মনে হয় আসলে আপনার ভুল কারণ আ সুযোগ তো অনেকেই বলে না যে সুযোগ দেওয়া উচিত মানুষের ভুল শুধরানোর জন্য। কিন্তু তখনও যদি বিশ্বাসঘাতকতা হয় তখন আসলে আপনার নিজেকে নিজে দোষারোপ করার কারণটা কি আসলে যদি একটু বলতেন?
হ্যাঁ। এক্ষেত্রে আমার মনে হয়েছে সুযোগটা তো আমি তাকে দিয়েছি। আমি তাকে ক্ষমা করেছি এবং ক্ষমা করার পর আমি তাকে আবার সেই জায়গাটা দিয়েছি। সে যাতে আমার ব্যক্তিগত জীবনে ঢুকতে পারে বা আমার কোন একটা ক্ষতি করতে পারে। তো ব্যাপারটা আমার ভুল যে আমি তাকে ১ম, বারও চিনতে পারিনি এবং ২য় বারও চিনতে পারিনি। তো ব্যাপারটা কিন্তু আমার ভুল।
হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা মানে বিষয়টা এমন যে আপনার কাছে মনে হয় যে যেহেতু সে আপনাকে একবার ক্ষমা করার পরেও আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। এর পরের ক্ষতিটার কারণে আপনি দায়ী করছেন কারণ সুযোগটা আপনি করে দিচ্ছেন এরকম একটা অনুভূতি। বুঝতে পেরেছি আসলে আপনার বিষয়টা। তো আ ভুল তো আসলে মানুষ স স্বাভাবিকভাবে হয় তাই না? হয়তোবা আপনারও কোন ক্ষেত্রে ভুল হতে পারে। এটাই স্বাভাবিক। তো আপনার কাছে আসলে মানুষকে ক্ষমা করাটা বেশি কঠিন মনে হয়? নাকি আপনি যদি কখনো কোন ভুল করে থাকেন সেই ক্ষমা চাওয়াটা বেশি কঠিন লাগে এবং কেন যদি একটু বলতেন।
অবশ্যই এটাই। অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম।

এ আসলে আমার মনে হয় এ্যাঁ এটা চিন্তা ভাবনার উপর একেকটা মানুষের ক্ষেত্রে একেক রকম। যেমন আমার কাছে হচ্ছে আমি যদি কোন ভুল করি, তাহলে আমার অবশ্যই ক্ষমা চাইতে হবে। এটা আমার কষ্ট হবে, এটা কিন্তু এই চিন্তাধারাটা রাখা উচিত না। আমি ভুল করেছি এবং এটা, ওর প্রাপ্য যাতে আমি তার কাছ থেকে ক্ষমা চাই। তো এটা আমার জন্য কঠিন হওয়ার তো ব্যাপার না। আমি যেহেতু তার তার কাছে ভুল করতে পারলাম। এটা আমার জন্য কঠিন ছিল না। বা আমি তার, তার সাথে বিশ্বাসঘাতকতা করলাম। এটা আমার কাছে আসলে কঠিন লাগেনি। তাহলে ক্ষমা চাওয়াটা কেন কঠিন লাগবে? এটা তো সব থেকে হ্যা, এবং আমার কাছে মনে হচ্ছে, ক্ষমা করাটা বেশি কষ্টকর এবং ক্ষমা করবো কি, করবো না এই
হ্যাঁ, সেটা। হ্যাঁ, সেটা খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটা দৃষ্টি থাকে। আচ্ছা, মানে আসলে দ্বিধা দ্বন্দ্বের মত হয়তো বা পড়ে যান, যে আসলে কি করব এ্যাঁ সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না আসলে। খুবই এ্যাঁ
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব কষ্ট।
হ্যা, বুঝতে পেরেছি আসলে আপনার এ্যাঁ প্রেক্ষাপট আপনি আসলে যেটা বলতে চেয়েছেন। তো এমনটা হয়তোবা আপনিও শুনেছেন যে, ক্ষমা করেছি কিন্তু ভুলিনি। এরকম যদি শুনে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে এই ধরনের কথাগুলা এগুলা কি সত্যিকারের ক্ষমা হতে পারে, নাকি আসলে লোক দেখানো ক্ষমা আপনার কি মনে হয়?
হ্যাঁ। এটা লোক দেখানোর ক কথা যে, যখন আপনি সরাসরি ১০ টা মানুষের সামনে বলছেন যে, "আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু আমি ভুলিনি।" হ্যাঁ, এটা লোক দেখানো। কিন্তু অ এ্যাঁ যেমনকি আমার ক্ষেত্রে হয় যে, আমি অনেক সময় ক্ষমা করলাম। কিন্তু আমি মনের ভিতরে এটা রাখি যে, আমি তাকে বিশ্বাস করব না। বা আমি তার সাথে একটু সাবধানে চলাফেরা করব। তো হ্যাঁ, আমি মুখে বলছি না। তো তখন আমার মনে হয় যে না এটা নিজের নিজের জন্য নিজের ভালোর জন্য আমি করছি যে, আমি তাকে ক্ষমা করলাম কিন্তু আমি একটু কেয়ারফুল থাকব। কিন্তু আমি যদি সবার সামনে আসলে তাকে বলি যে, আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু আমি কিছু ভুলিনি কিন্তু। ব্যাপারটা আসলে লোক দেখানো বা নিজেকে একটু বড় করে হ্যাঁ।
হ্যা, সেটা ঠিক। ঠিক। তখন আসলে একটু বিষয়টা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আসলে কখনো ক্ষমা করা মানে কি ভুলকে স্বাভাবিক করে তোলা নাকি মানে কোন সীমা থাকা উচিত ক্ষমা করার ক্ষেত্রেও আসলে এটা আপনি কিভাবে দেখেন?
হ্যাঁ।

মানে আসলে ঐ যে একটা পূর্বের হয়তোবা খারাপ অভিজ্ঞতা থেকে আসলে আপনি মানে সবসময় একটু সতর্ক থাকেন। এবং একটা দূরত্ব রাখেন আসলে হয়তোবা পুরোপুরি আসলে বিশ্বাসের জায়গাটা আর ফিরে আসে না এরকম কিছু। তো আপনি ঠিক জীবনে কোন সময় বুঝতে পেরেছিলেন? আসলে কাউকে ক্ষমা করার পরে বা আসলে এই যে আপনার মধ্যে যে উপলব্ধিটা এসেছে একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাসটা যে আসে না বা আসলে ঐভাবে চাইলেও হয় না তো এটা আসলে আপনি কখন বুঝতে পারেন?
হ্যাঁ। হ্যাঁ সেটাই আর কি। হু, আসলে কিছু, কিছু, ঘটনা আমাদের জীবনে হয়ে যায় কা হ্যাঁ যে কাছের মানুষ আসলে একটু বিশ্বাস ঘাতকতা করে ফেলে বা আমরা যেটা আসলে তাদের থেকে আশা করিনি তারা সেটা করে। এবং আ আমি একটু খেয়াল করলাম যে আমার সাথে একটা ঘটনা ঘটল। এবং আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ক্ষমা করার পরও না আমার মন থেকে তার সাথে আগের মতো সম্পর্কটা বজায় রাখার ইচ্ছাটা আসছিল না। বা আমি আগে তাকে আসলে মন খুলে যেভাবে সব কথা বলতে পারতাম। এখন কেমন জানি বলতে পারছি না। একটা ভয় কাজ করছে যে আমি তাকে বলব এবং সে তো হয়তোবা পরে সেটার অপব্যবহার করবে। তো তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটাই। এটা এটা আমার ১ম এ একটু অদ্ভুত লাগলো যে এটা কেন হচ্ছে? আমি তো তাকে ক্ষমা করে দিলাম। পরে আমি এই ব্যাপারটা আসলে বুঝলাম যে, হ্যাঁ রে আমি আসলে সবকিছু ভুলতে পারিনি বা তার ভুলগুলো আসলে আমি মুছে ফেলতে পারিনি। তাই এই জিনিসটা হচ্ছে।
আচ্ছা বুঝলাম। বুঝতে পেরেছি। মানে আসলে আগের মতো অনুভূতিটা পাচ্ছিলেন আপনি। তা তো স্বাভাবিক। আচ্ছা বুঝেছি। তো মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে বিষয়টা আপনার ইচ্ছাকৃতভাবে না হলেও, মানে মানসিক দিক থেকে কোন না কোন জায়গায় একটা বাঁধা কাজ করে আসলে এরকম একটা কিছু আর কি বুঝতে পেরেছি বিষয়টা।
হ্যাঁ এটা আরকি এই জিনিসটা কিন্তু কাজ করে। কারণ নিজের জন্য আসলে একটা খারাপ লাগা তো স্বাভাবিক সব মানুষের থাকে। এবং যখন কেউ আপনার ক্ষতি করল। হুম। হ্যাঁ।
হ্যাঁ। জি, ঠিকই বলেছেন। আসলে এই ধরনের খারাপ অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা হলে কিন্তু এই যে বিশ্বাস করে বললেন যে, ক্ষতি করার ক্ষেত্রে আসলে ক্ষতি করলে তো মনের মধ্যে একটা আ কোন না কোন জায়গায় একটা ছাপ থেকেই যায়। তাই না? তো এইজন্যই হয়তোবা। তো মানুষ সাধারণত বলে কি যে সময় নাকি আস্তে, আস্তে, এই যে ক্ষতটা ছড়িয়ে পড়ে। যে আপনি যেমনটা বললেন যে ক্ষতি করলে একটা দেখা যাচ্ছে খারাপ লাগা কাজ করে। মানে অনেকেরই ধারণা যে, হয়তোবা সময়ের সাথে, সাথে এই আ খারাপ লাগাটা কমে যায়। আসলে এইটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হয়?
সেটাই। হুম।